হুম বুঝতে পারছি যে আপনি আসলে ভীষণ রকম ভাবে আসক্তিতে ভুগছেন এবং আ সে থেকে বের হতেই হবে আসলে আপনাকে। তো সেক্ষেত্রে আপনি ছোট, ছোট কিছু কাজ কিন্তু শুরু করতেই পারেন। মানে ছোট লক্ষ্য দিয়ে আসলে শুরু করতে বলছি আমি। সেটা হচ্ছে যে, একেবারেই যে উ ফোন ধরবেন না বা ৫ ঘন্টার জন্য আপনি ফোন ধরবেন না, এই ধরনের আমি কোন পরামর্শ আপনাকে দিতে চাই না। আ কারণ এটা আসলেই সম্ভব নয়। তা আপনি যেটা করতে পারেন যে, আ প্রতিদিন না আ আ প্রত্যেকটা ফোনেই কিন্তু একটা আ অ্যা অ্যাপ থাকে যেখানে আপনি দেখতে পারবেন যে আপনি সোশ্যাল মিডিয়াতে কতক্ষণ সময় কাটাচ্ছেন বা ফোনে কতক্ষণ সময় আসলে আপনি ব্যয় করছেন। তো সেক্ষেত্রে আপনি সেটা দেখে, চেক করে প্রতিদিন কিন্তু, ১৫ থেকে ২০ মিনিট সময় ধরে রাখেন যে আজকে ১ ঘন্টা কাটিয়েছেন, কালকে থেকে আপনি ৪৫ মিনিট কাটাবেন। এটা আপনি নিজকে নিজে একটা মোটিভেশন দেওয়ার চেষ্টা করবেন। এবং ধীয়ে ধীরে, ধীরে সেটাকে ১ থেকে ২ ঘণ্টায়ও কিন্তু নামিয়ে আনা সম্ভব। আ আজকাল আ ফোনের ইউসটাকে অ্যা কমানোর জন্য দেখা যায় যে নানান রকম ফিচার পাওয়া থাকে ফোনের মধ্যে, সেটা স্ক্রিন টাইম বলুন, ডিজিটাল ওয়েল বিইং বলুন। তো সেটার ক্ষেত্রে আপনি আ সামাজিক মাধ্যমে আসলে আ দৈনিক জি ৩০ থেকে ৬০ মিনিটের একটা লিমিট সেট করবেন। এবং এরপরেই যেন আপনার অ্যাপটা লক হয়ে যায়। এই ধরনের একটা সিস্টেম আপনি সেট করে রাখতে পারেন এবং রাত ১০ঃ০০ টা থেকে সকাল পর্যন্ত নো নোটিফিকেশন মোড এ আপনি চলে যাবেন। এইযে বলছেন না, "ঘুম ভেঙে যায়।" তো ঘুম ভেঙে গেলে নোটিফিকেশন পাবেন না। আর দেখাও হবে না কিছু। উম যদি এই জিনিসগুলো আপনি একটু আ মানে নিয়ন্ত্রণ করতে পারেন, হ্যাঁ তাহলে হয়তোবা এই যে স্ক্রিন টাইম কমানোটা আপনার জ একটু হলেও সহজ হবে বলে কি মনে হচ্ছে?
উম-হুম। অ্যা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ও! আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। ওউ! হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেছ মেইনটেইন করতে পা